আচ্ছা, এই বিষয়টা একসময় আমাকে অনেক পীড়া দিত। সত্যি কথা বলতে। আমার ফ্রেন্ড সার্কেল এর মধ্যে এমন একটা বন্ধু আছে। তারা আসলে খুব ভালো একটা আ ফ্যামিলি থেকে বিলং করে এবং তার বাবার অনেক বিজনেস আছে, অনেক কিছু আছে। মানে তাদের বলতে পারেন যে আর্থিক দিক থেকে আসলে কোনো আফসোস নাই বলতে পারেন জীবনে এই পর্যায়ে এসে। তো সে দেখা যেত বিলাসিতা তার গাড়ি আছে, বাইক আছে ৩ ৪ টা। এরপরে যখন তখন ঘুরতে যায় সেও মাঝে, মাঝে বলে ঘুরতে যাওয়ার কথা। মানে তার সাথে এমন না যে সে টাকা আছে দেখে সম্পর্ক খারাপ এরকম না। খুবই ভালো সম্পর্ক। মানে আমাদের বন্ধুত্ব খুবই গভীর। কিন্তু ঐ যে সে বারবার ঘুরতে যায়। ঠিক আছে? মানে এ ডেইলি দেখা যাচ্ছে আপনার প্রত্যেক মাসে সে কোনো না কোনো জায়গায় যায়। কোনো না কোনো জায়গায় সে যাবেই। ১ দিনের জন্য হোক, ২ দিনের জন্য হোক, প্রত্যেক মাসে সে ঘুরতে যায়। তখন না আমার আফসোস হয় যে আসলে সে কতটা লাকি সে কিন্তু কোনো চাকরি করে না। কতটা লাকি ঠিক আছে এত ঘুরতে যাচ্ছে। এই জিনিসগুলো নিয়ে যে আমি কেনো এমন না, আমি কেনো পারতেছি না। এই জিনিসগুলো নিয়ে আমাকে খুব কষ্ট হইত। এবং দেখা গেল কি এরকম হইত যে আমি কয়েকবার না এরকম ঘুরতে যেয়ে পরবর্তীতে দেখি যে নিজে চলতে হিমশিম খেয়ে যাই টাকা পয়সার দিক থেকে। ঠিক আছে? তো পরে একটা সময় আমি উপলব্ধি করলাম আসলে সত্যি কথা বলতে। যে আসলে তার জায়গা আর আমার জায়গাটা তো এক না আসলে। তার মানে পরিবেশটাই ওরকম আসলে বিলাসিতার। আমি তো আসলে যদি ওর মত চিন্তা ভাবনা করি, ঠিক আছে? এটা তো হবে না। কারণ আমি তো আসলে ওর জায়গা নাই। ওর জায়গায় থাকলে হয়তো আমি ওর মত সুখী হওয়ার চিন্তা ভাবনা করতে পারতাম। এখন আমার জায়গায় আমাকে সুখী হতে হবে। তো এই যে তখন ১ম ১ম আমাকে কিন্তু খুব মানে পীড়া দিত। ঠিক আছে সোশ্যাল মিডিয়া এরকম অনেক এরকম কাহিনী আছে যেটা
আচ্ছা। হুম। হুম। হুম। হু, হু। উ হুম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হু, হু। হু, হু। হুম। আচ্ছা। একদমই না। উ হু। বাহ! হু, হু। হুম। হু। আচ্ছা। বাট তারপরেও তো সেই জায়গাটা থেকে আপনি বের হয়ে আসতে পেরেছেন। মানে আপনি যেটা বলছিলেন, যে একধরনের আত্ম-পর্যালোচনা করবার মাধ্যমে আপনি কিন্তু সেই জায়গাটার থেকে আসলে বের হয়ে আসতে পেরেছেন যে ওর জায়গাটা আর আপনার জায়গাটা এক না। সে করতেই পারে। তার মানে তো সেও যে আসলে আপনার সাথে সম্পর্কটা ভেঙে দিয়েছে। আপনি যেতে পারছেন না, করতে পারছেন না ব্যাপারটা তা না। আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটা ভালোই আছে। কিন্তু ক্ষেত্র বিশেষে আপনি মনে করেছেন যে আপ ওর যে জীবনে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো নিয়ে আসলে আপনার আফসোস করবার তেমন কোনো আসলে কোনো কারণ নেই। আপনি আপনার মতন করে হয়তো ভালো আছেন। তো আমি যদি একটু সামাজিক সম্পর্কটার দিকে আসলে একটু দৃষ্টিপাত করতে চাই এখন এই যে আপনার কাছে কি মনে হয় যে মুখোমুখি যোগাযোগ আর অনলাইন যোগাযোগের মধ্যে কোন পার্থক্যটা আসলে আপনি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন?
একদম, একদম। জি। এ জি। কোনো কারণই নেই। জি, একদম। একদম। জি, জি।

হ্যাঁ, নিশ্চয়ই দেখা যায় ধরেন অফিসিয়াল কাজের ক্ষেত্রে যখন আমি কাজগুলো করি। অনেক সময় হতো কি, যে আচ্ছা দেখি তো Facebook এ কোনো মেসেজ আসছে কিনা বা কি ওইরকম দেখা যাচ্ছে আসক আসক্তির মাঝে হারিয়ে যাই। তো আমি যেটা করলাম, যে অফিসটা যেহেতু মানে কাজের আমার যেহেতু কাজের সময়। সেটা যেকোনো কাজ হতে পারে। অফিসিয়াল কাজ হোক, ব্যক্তিগত জীবনের কাজ হোক। ঠিক আছে? তো সেক্ষেত্রে মানে আমার সীমাবদ্ধ কাজের সময় আমি হচ্ছে গিয়ে মানে এই ধরনের কাজ মানে ডিভাইস গুলো ইউস করব না। ঠিক আছে? মানে যেটা হয়তোবা আমি বিনোদনের জন্য ব্যবহার করতে চাই। এখন অফিসিয়াল ক্ষেত্রেও তো ডিভাইস ব্যবহার করতে হয়। সেটা তো কাজের ক্ষেত্রে, ওইটা অন্য হিসাব। তো আমি ভাবলাম যে হ্যাঁ, আমি ইউস করব। কিন্তু যখন আমার অবসর সময়, যখন আমার ফ্রি টাইম গুলো আমি রেখে দিয়েছি। আমার কাজের জন্য, কাজের পরবর্তী সময় ওই সময় হয়তোবা আমি এই কাজগুলো করব। তো সেক্ষেত্রে দেখা গেল যদি আগে কি হতো মানে সকাল বেলা ঘুম থেকে উঠে আমার একটা খুব বাজে অভ্যাস ছিল ফোন দেখা। ঠিক আছে? তো তখন দেখা যেত এই ফোন দেখতে, দেখতে তাড়াহুড়ো করে অফিসে চলে যাওয়া লাগত। কোনোমতে খেয়ে নাকে-মুখে দিয়ে এরকম। ঠিক আছে? বা রাতে ঘুমানোর আগে অযথা ফোন ব্যবহার করে। এই অভ্যাসগুলো কিন্তু আমার ছিল। তো একটা সময় বুঝলাম যে আসলে এই অভ্যাসটা আমার কাজের ক্ষেত্রে। মানে আমাকে কাজ বলেন, পরে সামাজিকতা থেকে বলেন, পরিবার। সবকিছু থেকে না দূরে সরে নিয়ে যাচ্ছে। ওই যে আপনাকে বললাম। যে খাওয়ার টেবিলে আসলে আমি মনোযোগী না। বন্ধুদের সাথে আড্ডা হয় না। কাজে মনোযোগ দিতে পারছি না। বারবার ভুল হচ্ছিল। একদিকে তো ভুল হচ্ছে, অন্যদিকে হু, হু।
হু। আচ্ছা। আচ্ছা। হুম। একদমই তাই। হুম। আচ্ছা। হুম। হুম। আ ওকে, হুম। হুম। আচ্ছা! আচ্ছা। বেশ খানিকটা ব্যাঘাত ঘটাচ্ছে। হুম। আ এখান থেকে যদি একটু আমি আপনাকে এখানে ইন্টারাপ্ট করি এবং একটা বিষয় একটু জানতে চাই। অ্যাঁ এ যে আপনি বলছিলেন। যে অনেক ক্ষেত্রে ব এইযে আপনার বিভিন্ন সামাজিক যে দায়বদ্ধতা, পারিবারিকভাবে সময় দেওয়া, খাওয়ার সময়ও আসলে মোবাইলের দিকে আসলে চোখ চলেই যাচ্ছে। তো মানসিক সুস্থতার আসলে একটা ব্যাপার এখানে প্রশ্ন চলেই আসে। তা আপনার কাছে কি মনে হয়? যে দীর্ঘ সময় অনলাইন এ থাকলে কি মানসিক অবস্থার খানিকটা বেশ খানিকটা পরিবর্তন হয়ে যায়
জ্বী, জ্বী।
বা আপনার ক্ষেত্রে আপনি সেরকম কিছু দেখেছেন কিনা?
একদম খুবই বাজেভাবে হুম, হ্যাঁ খুবই খারাপ পরিবর্তন হয়। কারণ আমার এমন হয়েছে যে আমি মানে মনোযোগ দিতে পারছিলাম না। সত্যি কথা বলতে মানে এরকম হচ্ছে। মানে আমার মনোযোগটা সবসময় একটা ফোন কেন্দ্রিক ছিল যে, "আমি সোশ্যাল মিডিয়া দেখবো, এইটা দেখবো, ঐটা দেখব।" ঠিক আছে? এমনকি কাজের প্রতিও মনোযোগী হতে পারছিলাম না। হ্যাঁ, তো তখন আসলে দেখা গেল যে বলতে পারেন যে এইটা তো একটা, দেখা যাচ্ছে খুব অস্থিরতা কাজ করতো। যখন ১ম, ১ম এমন হতো। যে ধরেন আমি চেষ্টা করতেছি। একেবারে মোবাইল না দেখে কাজ করব। তখন খুব অস্থির ভাব লাগতো। মানে খুব মানে মানে মানে নিজের মধ্যে কিরকম মানে, মানে খারাপ লাগতো। হ্যাঁ, তো এইটা কিন্তু খুবই বাজেভাবে বলতে পারেন একটা আমার মধ্যে ইফেক্ট ফেলেছিল। বলতে পারেন যে দেখা যাচ্ছে ঐযে মানুষ বলে না, যে আসলে খারাপ নেশায় আসক্ত হয়ে যাওয়া। আমি বলব এটা একটা বাজে নেশার মতো আমার জন্য হয়ে গেছিল।
উ হু। আচ্ছা। আচ্ছা। হুম। রি রিল আসতেই আছে। হুম। হুম। খুব স্বাভাবিক। হুম। আচ্ছা। তো হু, হু। হু, হু। নেশার মতোন আশক্তিতে চলে এসেছিল। তো এইযে সোশ্যাল মিডিয়া থেকে আসা চাপ বা তুলনা করার প্রবণতা আসলে তখন আপনি কিভাবে নিয়ন্ত্রণ করেন? হয় না, যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এক ধরনের ওই মানুষ ভালো আছে। সোশ্যাল মিডিয়াতে মানুষ এগুলোই আসলে দেখানোর চেষ্টা করে। যে যেগুলোতে তাদের অ্যাচিভমেন্ট বা তারা কোথাও ঘুরতে গিয়েছে বা তখনই কিন্তু নিজের মধ্যেও এক ধরনের বন্ধুদের এইসব জিনিসপত্র দেখার পরে এক ধরনের সামাজিক চাপ চলে আসে। যে "ও এত কিছু করতে পারছে, আমি তো আসলে কিছু করতে পারছি না।" এখানে এক ধরনের চাপ বা একটা তুলনা করার প্রবণতা আসলে চলে আসে। তো এই বিষয়গুলোকে আসলে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করেন তখন?
জ্বী, জ্বী। হু, হু। একদম।

উ হু, এখন আমি যেটা করি যেমন ধরেন সকালে ফোন ঘুম থেকে উঠেই ফোন না দেখ বা দেখা যাচ্ছে রাতে ঘুমানোর আগে হ্যাঁ দেখি না একেবারে তা না। হয়তোবা রাতে ঘুমানোর ১ ঘন্টা। আমার যদি নিয়ত থাকে আমি ১১ঃ০০ র দিকে ঘুমাবো তখন হয়তোবা আমি ১০ঃ০০ র মধ্যে ফোনটা রেখে দেই। ঠিক আছে? আর দেখা যাচ্ছে যদি বাহিরে যাই বা বন্ধু, পরিবার বা বিশেষ করে এখন তো এইযে বললাম, বন্ধুদের সাথে কাটাই। তখন হয়তোবা ফোনটা আমি পকেট থেকে বেরই করি না। ঠিক আছে? হ্যাঁ, ১ম এ একটু অস্বস্তি লাগতো। ঠিক আছে? কিন্তু ধীরে, ধীরে কিন্তু আমার মনে হলো যে আমি আসলে নিজের ভেতরের যে জীবনটা হ্যাঁ নিজেকে ফিরে পেয়েছি। ওইযে আমি আসলে আ মানে কর্মজীবনে লিপ্ত হওয়ার আগের যে জীবনটা ছিল বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, পরিবারের সাথে পরিকল্পনা করা। দেখুন, আমার বাবা এত বয়স হয়ে গেছে। তারপরেও কিন্তু সে এই বয়সে এসো আমার থেকে আগে অফিসে যায়, আমার থেকে পরে বাসায় আসে। ঠিক আছে? কিন্তু তার জায়গায় কিন্তু আসলে দেখা যাচ্ছে ওইযে আমাদের মতো এত চাহিদা এইটা লাগবে ঐটা লাগবে। এটা কিন্তু নয়। তার চাহিদা যতটুকু আমরা বুঝি মৌখিক না যে আমরা যত ঠিকভাবে থাকতে পারি এটাই তার চাহিদা। ঠিক আছে? তো বলতে পারেন
হুম। হুম। হুম। আচ্ছা। হুম। আচ্ছা চমৎকার! হু, হু। মেনেজ করে নিয়েছেন। হুম। হুম, হু। হু। আচ্ছা, হু, হু। হুম। মানে এক ধরনের বেলেন্স লাইফ লিড করার যে ব্যাপারগুলো সেগুলো হয়তোবা আমাদের পূর্ববর্তী প্রজন্মের মধ্যে যেরকম দেখা যায় আমরা হয়তোবা ক্ষেত্রবিশেষে অনেকটাই করতে পারছি না। বাট আপনি চমৎকার এক্সাম্পল দিয়েছিলেন আপনার বাবার। তো সেক্ষেত্রে আপনি বলছিলেন আপনি কাজ অ কর্মজীবনে প্রবেশ করেছেন। কাজ শেষ করার পরে নিজেকে অফলাইন এ রাখতে কি কোনো ধরনের নিয়ম অনুসরণ করে থাকেন সেক্ষেত্রে, যদি অল্প করে বলতেন?
জি, জি। ই জি। হুম। জি, জি অবশ্যই। সেক্ষেত্রে আমি যেটা করি যে আপনার মানে আমাদের তো একটা কমন আড্ডার প্লেস আছে বললামই। তো দেখা যাচ্ছে এ বন্ধুরা দেখা যাচ্ছে সবাই তো আসতে পারে না। সবারই দেখা যাচ্ছে কারো অফিস দূরে। আবার দেখা যায় আমরা তো বেশি রাত করলে পরিবারকে সময় দেওয়া হয় না বা এত বাইরে থাকাটা উচিত না। তো দেখা যায় ওই বন্ধুদের সাথে একটু চা খাওয়া, আড্ডা দেওয়া। কি অবস্থা কাজ কাজের পরিবেশ। মানে আগে হতো কি? মানে আমাদের আড্ডাটা হতো হচ্ছে গিয়ে মানে, মানে ব ভবি মানে ভবিষ্যৎ পরিকল্পনা কেন্দ্রিক বা এইটা যাব ঐ ঘুরতে যাবো এইটা কিনব। কিন্তু এখন আড্ডাটা হয় বর্তমান অবস্থা নিয়ে কেমন কি দিনকাল যাচ্ছে, কিভাবে কাটাচ্ছি এভাবে। এভাবে দেখা যাচ্ছে যখন একটু হু।
হুম। হু। হুম। অবশ্যই। হু, হু। হুম, হু। আচ্ছা। বাহ! চমৎকার! মানে এ অফলাইন এ রাখতে বেসিক্যালি আপনি ওইযে বন্ধুদের সাথে সময় কাটানোর সময়টাকে আসলে বেছে নেন যেমনটা আসলে আপনি বলছিলেন। বাহ! চমৎকার লাগলো আসলে আপনার সাথে কথা বলে। আপনি বলছিলেন যে অনলাইন এবং বাস্তবের মধ্যে বেলেন্স রাখাটা এখানে কিন্তু একটা ভারসাম্য রাখার একটা ব্যাপার আছে। আপনি বলছিলেন যে সেক্ষেত্রে সময় ব্যবস্থাপনাটা কতটুকু ইম্পোর্টেন্ট একটা রোল প্লে করে। আপনি মানসিক সুস্থতার কথা বলছিলেন, সামাজিক সম্পর্কের কথা বলছিলেন। ব্যক্তিগত অভ্যাস এবং আপনি বা আপনার বাবার এক্সাম্পল দিয়েও কিছুটা বোঝানোর চেষ্টা করছিলেন। তো চমৎকার লাগলো কিন্তু এই বিষয়গুলো জানতে পেরে আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়গুলো সত্যিকার অর্থে এত সুন্দর করে তুলে ধরবার জন্য। আপনার জন্য শুভকামনা থাকলো। আপনি ভালো থাকবেন।
একদম, একদম জ্বি। হু।